আচ্ছা, আচ্ছা। যাক বেশ ভালো লাগলো। আ আমি একটু আবার আমার সেন্ট মার্টিন ট্যুরে ফিরে যাই। আ আমার সেন্ট মার্টিন ট্যুর এর আব আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সেন্টমার্টিন যে এ যায় সেখান থেকে কিন্তু মিয়ানমারের একটা অংশ কিন্তু খুব স্পষ্ট দেখা যায়। খুব ভালো করেই দেখা যায়
জ্বি। হু, হু। হু। হ্যাঁ। জ্বি, জ্বি, হ্যাঁ।
এ এই জিনিসটা একটু ভালো লেগেছে যে আসলে আ মানে আসলে ওভাবে কিন্তু কখনো আমার বর্ডার এ যাওয়া হয়নি সত্যি কথা বলতে। বিশেষ করে বাংলাদেশে থেকে। বর্ডার এর একেবারে কাছাকাছি চলে যাওয়া বা আমাদের দেশ থেকে অন্য একটা দেশকে দেখা। যদিও আমি সিলেটে যখন আগে ভ্রমণ করেছিলাম সিলেট থেকে সিলেটের যে আ আ ওখানে জায়গা জাফলং, জাফলং থেকে কিন্তু ইন্ডিয়ার একটা অংশ দেখা যায়। ওইটা ছাড়া আর আমার এদিকে কিন্তু মিয়ানমারটাকে দেখা হয়নি। ইন্ডিয়াটাকে একটু করে দেখার হয়তো সুযোগ হয়েছিল কিন্তু মিয়ানমারটাকে দেখা হয়নি। জাস্ট এখানে আমি আ আমার যেটা হলো যে আমি মিয়ানমারটাকে দেখার একটা সুযোগ হয়ে গেল। তো এই জিনিসটা বেশ ভালো লেগেছে। ১ম পয়েন্টটা ছিল
হু, হু। আচ্ছা। হু, হু। জ্বি। হু। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। হুম। এটা আসলে খুবই চমৎকার।

তো এই জিনিসটি আসলে আমার খুব আ দৃষ্টি কাড় কেড়ে নেয় যে আ এই যে আমরা ক কষ্ট করছি না আ আমরা আরামে থাকছি কিন্তু আমরা শারীরিকভাবে বিভিন্ন সমস্যায় ভুগছি। আমাদের সমস্যা হচ্ছে। আ কিন্তু উম যারা কষ্ট করছে এই যে পাহাড় থেকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাচ্ছে তারা কিন্তু ন্যাচারালি বলব যে ফিট এবং তাদের জীবনধারাটা কিন্তু একেবারেই অন্য রকম।
এক্সাক্টলি, এক্সাক্টলি। এক্সাক্টলি। এক্সাক্টলি তাদের জীবনধারাটি খুবই অর্গানাইজড এবং ডিসিপ্লিনড। হ্যাঁ ও এবং ওরা সময়সারে তাল মিলিয়ে চলে। হ্যাঁ? যেটা আমরা করি। ওরা ঘুম থেকে ৬ টায় উঠবে, ৬ টায় ইয়ে হবে। একেবারে ওদের লাইফটা হচ্ছে একেবারে ডিসিপ্লিন এবং পাংচুয়াল একটা লাইফ এর মধ্যে দিয়ে ওরা চলে। আপনার প্রসঙ্গ টেনে আমি বলছি আম আমার একটা সাজেক ট্যুর হয়েছিল বিশ বাইশ সালে।
জ্বি, জ্বি, জ্বি। একদম। জ্বি, তো এই বিষয়টি জ্বি হুম, হুম। জ্বি। হুম। জ্বি।
আম খুবই মজার ছিল ট্যুর টা আসলে। সাজেক ট্যুর মানেই মজার ট্যুর। অ্যা যেই সিজনে যাই না কেন।
হু, হু, একদম।
এ্যা আর ওখানকারও একটা সার্টেন মোমেন্ট আমাকে আমার এখনো আসলে খুব, মানে আমাকে খুব বেশি আনন্দিত করে, মজা দেয়। সেটা হচ্ছে কোন একটা ব্যাম্বো চিকেন খেয়েছিলাম। মনে হচ্ছে যেন ওই খাবারটা এখন মুখে লেখে <chuckles> এখনো মুখের মধ্যে লেগে আছে। অ হ্যাঁ খুবই টেস্টি ছিল।
হুম, হুম। আচ্ছা। ও আচ্ছা। অ্যা হ্যাঁ। আ অসাধারণ একটি খাবার।